আমি না, একটা বিষয় নিয়ে আসলে বেশ অনেকদিন ধরেই চিন্তিত। দেখা যায়, এজন্য আমার ঘুমটাও রাতে ঠিকমতো হয় না। মানসিক ভাবে অনেকটাই উদ্বেগের ভেতর দিয়ে যাচ্ছি। আবার সারাদিনে কাজের মধ্যেও না মন বসে না। দেখা যায় কোন কিছুতেই আসলে মন দিয়ে কাজ করতে পারি না। এজন্য কাজেও সফলতা অর্জন করতে পারছি না। তো এই বিষয়টা নিয়ে না আমি বেশ আসলে অ্যা দেখা যায় মানসিক ভাবে ভেঙে পড়েছি। কোথাও ভালো লাগে না, সবসময় একটা বিষন্নতার মধ্যে দিয়ে যাই আমি।
আচ্ছা। আসলেও আপনার কণ্ঠস্বরে কিন্তু পরিপূর্ণভাবে বুঝাই যাচ্ছে, যে আপনি আসলে একটু দুশ্চিন্তায় আছেন। এবং তার পাশাপাশি আপনি যেমনটি করে বললেন এটা কিন্তু আপনার ভাষায় বুঝাই যাচ্ছে, যে আপনি আসলেও খুশি নয় এবং চিন্তিত আপনার একটা সমস্যা নিয়ে। তো আপনি যদি আমাকে একটু ভেঙে বলতেন যে আসলে কি আপনাকে এত ভাবাচ্ছে, বা এই দুশ্চিন্তায় ফেলে রেখেছে? তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারতাম।
হুম। হ্যাঁ। অবশ্যই। আসলে দেখা যায় কি? আমি একটা জায়গায় জব করি। তো সেখান থেকে আসলে দেখা যায় অনেক সকালে উঠে আসলে জবে জয়েন করতে হয় অফিস টাইমে। এবং আসতে, আসতে কিন্তু বেশ হা রাত হয়ে যায়। তো এই যে অফিস টাইমের পর আসলে বাসায় এসে আমি দেখা যায় খাওয়া-দাওয়া না করেই উম ফ্রেশ না হয়ে আসলে ফোনের মো ভেতর সময় দিই। পরে অনেকটা সময় পর দেখা যায় যে আসলে আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তো পরবর্তীতে যখন আমি বুঝতে পারি তখন আবার ফ্রেশ হই, খাওয়া-দাওয়া করি। কিন্তু তৎক্ষণাৎ আগ দেখা যায় আ মানে ঘুমটা আসলে ঠিকভাবে হয় না, অনেক রাত হয়ে যায়। তো আমি আসলে আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আমি যদি এই যে কাজের পাশাপাশি রাতে একটু ফোন ব্যবহার করি। এই রাতে ফোন ব্যবহার করাটা আসলে আ মানে কতক্ষণ পর্যন্ত নিরাপদ যাতে আমার ঘুমের মানটা ঠিক থাকে? কেননা দেখা যায় আমি আসলে কাজে গেলে আমার কাজে মন থাকে না, মাথাটা আসলে ঝিমঝিম করে। মানুষের সাথে দেখা যায় মাঝেমধ্যে মেজাজ খিটখিট করে কথা বলে ফেলি। তো এগুলো দেখা যায় আমার ব্যক্তিগত জীবনে অনেকটাই আসলে প্রভাব ফেলছে। তো এই সমস্যাগুলো কিভাবে আমি আসলে কাটাতে পারি বা রাতে আমার কতক্ষণ আসলে ফোন ব্যবহার করা উচিত বা নিরাপদ সময় আসলে কতটুকু?
আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা, জি। আসলেও মূলত আপনি যেটা বলেছেন যে আপনি একটা চাকরিতে আছেন। এবং চাকরিতে থাকা মানেই কিন্তু বুঝাই যাচ্ছে যে আপনার ল্যাপটপ বা কোন তথ্যপ্রযুক্তির জিনিসের সাথে সংযুক্ত আছেন। তো আপনার যেটা বললেন যে আসতে, আসতে রাত হয়ে যাচ্ছে এবং আপনার আসলেও প্রচণ্ড পরিমাণ আপনে স আ আপনার ফোনের সঙ্গে সা সময় কাটাচ্ছেন। তা আপনার ক্ষেত্রে কিন্তু এই যে ফোনের ব্যবহারে যে নীল রশ্মিটা এবং এই ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে যে নীল রশ্মিটা চোখে ঢুকে, এইটা কিন্তু আপনার স মানে কমিয়ে আনাটা খুবই জরুরি। কারণ এই নীল রশ্মির কারণে কিন্তু আপনার ঘুমে প্রচণ্ড পরিমাণ প্রভাব ফেলে। কিন্তু পাশাপাশি যদি আপনাকে আমার আপনার কাছে একটু জানতে চাই? যে আপনার কি এই স্ক্রিনে সংযুক্ত থাকা ছাড়া আর কোনো আ অভ্যাস আছে কি? যেমন বেশি, বেশি কফি পান করা? অথবা কোন বদ অভ্যাস যদি থেকে থাকে। যদি একটু বলতেন?
অ্যা হ্যাঁ, অবশ্যই, অবশ্য জি। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। অ্যা হ্যাঁ। আসলে কফি পান করার কথা যদি বলি। দেখা যায় অ্যা চা-কফি তো অফিসে খাওয়াই হয়। যেহেতু আমার খুব সকালে আসলে কাজে যেতে হয়। পরবর্তীতে আসতে, আসতে আসলে রাত হয়। তো আ তখন দেখা যায় অফিসে আসলে অফিস থেকে বের হওয়ার আগে আমি একটু চা-কফি আসলে খেয়ে ফেলি। তো এইটার জন্য কি দেখা যায় এই সমস্যাগুলো কি হচ্ছে? আমার ঘুমটা ঠিকভাবে আসছে না আসলে।
একদম। হা আচ্ছা, না আসলে এই যে কফির কারণে যেটা হয়, আপনি যে অ্যা মানে ক্লান্ত হয়ে আছেন কফির কাজ কিন্তু আপনার মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠানো, যে এখন কফি পান করেছেন। অ্যা এখন আপনার যে সমস্যা বা ক্লান্ত ব অনুভবটা আছে, সেটাকে সাময়িকভাবে থামানোর জন্যই কিন্তু আসলে ক্যাফেইনটা ব্যবহার করা হয়। মানে দীর্ঘমেয়াদী কোন কারণে কিন্তু ক্যাফেইনটা আসলে ওইভাবে সহযোগিতা করে না। তো এইটার কারণেও কিন্তু ঘুমে প্রচণ্ড পরিমাণ ব্যাঘাত ঘটে। আর এই জিনিসটার সঙ্গে যদি আপনার স্ক্রিনের সময়টা সংযুক্ত হয়, তখন তো পুরোপুরি ২ টার মিশ্রণে আপনার ঘুমের চরম ব্যাঘাত ঘটে। তো আসলে আপনার কাছে একটু যদি আমি জানতে চাই, এই যে ঘুমানোর সময়ে যে আপনার মোবাইল ব্যবহার করা। তো এইগুলা কি কখনো রুটিনে আনার চেষ্টা করেছেন কি যে এইগুলা যত কম ব্যবহার করা যেতে পারে?
হ্যাঁ। আচ্ছা। হুম, বুঝতে পারলাম। হ্যাঁ। না, না আসলে আমি বলতে গেলে ফোনের প্রতি বেশ অ্যা আসলে addicted-ই বলা যায়। এগুলো নিয়ে আসলে কখনো চিন্তা করিনি। অনেক সময় দেখা যায় ফোন চাপতে, চাপতে বা স্ক্রিনে সময় দিতে, দিতে আসলে অ্যা রাত ১২ঃ০০ টা ১ঃ০০ টা বেজে যায়। পরবর্তীতে <coughs> দেখা যায় যে, আমি আসলে ফ্রেশ-টেশ হয়ে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাই। ঘুমাতে গিয়েও আসলে আমি ফোন ব্যবহার করতে থাকি। তো ঘুমাতে, ঘুমাতে আমার প্রায় ২ঃ০০-৩ঃ০০ টা বেজে যায়। তো এরকম routine আসলে কখনো আমি করার চেষ্টা করিনি। অ্যা এই সম্পর্কে আসলে আমার চেষ্টা করা হয়নি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তাহলে আসলে আপনার এই রুটিনটা যদি একটু আপনে করতে পারেন। সেটা হচ্ছে দেখুন, তথ্যপ্রযুক্তির বিষয়টা কিন্তু এখন এতটা সহজ হয়ে গেছে। আপনি যদি চান যে আপনার ফোনে মাত্র ২ টা ঘন্টা আপনি আ আপনার ফোনটা ব্যবহার করবেন বা কোন একটা নির্ধারিত অ্যা অ্যাপ, যেটা আপনি চাচ্ছেন যে আপনে বে এখানে বেশি সময় কাটিয়ে ফেলছেন। ওখানে কিন্তু টাইমার সেট করে দেওয়া যায়। যে আজকে দিনে মাত্র ২ ঘন্টা ব্যবহার করতে পারবেন। এরকমটা করেও কিন্তু একটা পরিত্রাণ পাওয়া যেতে পারে। তো এভাবে কি করা যায় কি? এভাবে চেষ্টাটা?
জ্বী। হ্যাঁ। হুম। হ্যাঁ, আসলেই। আপনি কিন্তু খুব চমৎকার আমাকে একটা পরামর্শ দিলেন। আমি কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারি। এছাড়াও অ্যা দেখা যায় এই যে ঘুমের যেই আ একটা সমস্যা আমার, এটা কিন্তু আমার দৈনন্দিন জীবনেও একটা প্রভাব ফেলছে। আমার সারাদিনে আসলে routine-টাও না তখন ঠিক থাকছে না। আপনি রাতের routine-এর কথা বললেন। এটা আসলে কখনোই চেষ্টা করে দেখা হয়নি। কিন্তু এর পাশাপাশি আসলে দিনে যখন আমি কাজ করতে যাই, উম দেখা যায় যে আসলে মানসিক ভাবে আমার মাথাটা বেশ ভার, ভার লাগে, ঝিম, ঝিম করে। অ্যা আমার colleague দের সাথে আমি communication করতে পারি না ঠিকভাবে। একটা দেখা যায় ঝিমিয়ে আমি টেবিলে ঘুমিয়ে যাই মাঝে-মধ্যে। তো এই যে দিনেও একটা ঘুমের আসলে সমস্যা হচ্ছে। এই, এটা কি রাতের ঘুমের কারণে কোন সমস্যা বা এর থেকে আমি আসলে কিভাবে বেরিয়ে আসতে পারি?
একদম। জ্বী। একদম। হু, হু। অবশ্যই। আব আমি আপনাকে একটা কথা বলব। সেটা হচ্ছে দেখুন, ঘুমের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আর এই ঘুমটাই কিন্তু আমাদের বলতে গেলে মূলত সবচাইতে বড় বিশ্রামের স্থান। যেটার মাধ্যমে আপনার শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ কিন্তু বিশ্রাম করছে, চোখেরও একটা বিশ্রাম হচ্ছে, সঙ্গে মস্তিষ্কেরও একটা বিশ্রাম দরকার। পুরাটাই কিন্তু ঘুমের উপর ভিত্তি করে। কিন্তু অফিসের ক্ষেত্রে আপনি যেটা যেমনটি বলেছেন। অফিসে তো আসলে অনেক চাপ থাকে, অনেকগুলা কাজ থাকে। তো এই ক্ষেত্রে হয়তো আপনি একটু ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছেন। তো অফিসের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে বড়, বড় কাজগুলা আছে, আপনার অফিসের যে আ সহকর্মীরা আছে, তাদের সাথে যদি একটু ভাগ-বন্টন করে কাজগুলা করেন। প্রত একটা বড় কাজকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে ফেললেন। তখন কিন্তু আপনার মাথায় বেশি একটা চাপ পড়ল না। যেটা মাধ্যমে আপনি কিন্তু একটা বিশ্রামের স্থানও পাচ্ছেন। দেখা যাচ্ছে আপনার সহকর্মী কাজ করছে, আপনি তাকে বললেন যে আমি একটু ১০ মিনিটের একটা বিরতি নিয়ে আসছি। তো সে সময়টায় কিন্তু আপনি একটু বিশ্রাম পেতে পারেন। এবং বারবার ঘুম চলে আসার যে প্রবণতাটা, সেটাও কিন্তু কমে আসবে। তো এভাবে করা সম্ভব কি?
জ্বী। জ্বী। হ্যাঁ একদম, একদম। জ্বী। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ আপনি কিন্তু আসলে বেশ চমৎকার বললেন। এই যে colleague দের সাথে আসলে কথা বলা, তার সাথে প পরামর্শ করা এটাও কিন্তু বেশ চমৎকার, আ আসলে উপায় হতে পারে। এভাবে তো আমি কখনোই চেষ্টা করে দেখিনি। তো এই যে রাতেও আবার দেখা যায় ফোনটা আমার ছাড়তে ইচ্ছে করে না। অ্যা দেখা যায় যে ফোনের মধ্যে বিভিন্ন ধরনের videos দেখতে থাকি, chatting করতে থাকি। এই যে কথা বলা social media টাই দেখা যায় আমাকে একটু বেশি আকর্ষিত করে। তো এটাই দেখা যায় যে আমার কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এক্ষেত্রে ফোনের screen time টা আসলে কমানোর জন্য আমি, আ কি করতে পারি? যেগুলো, এইগুলো কিন্তু দেখা যায় আমার এই যে ঘুমের সময়সূচিটা খুব পরিবর্তন করে দিচ্ছে। আমি কোনো ভাবেই আসলে routine এর ভেতর কিন্তু নিয়ে আসতে পারছি না।
আচ্ছা। আচ্ছা। না এখানে আসলেও সবচেয়ে বড় যে জিনিসটা আপনার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে আপনার জীবনে আপনি মূলত কোন জায়গাটাতে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করতে চান। এটা হতে পারে পরিবারের সঙ্গে, এটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে যে আপনার একটা promotion দরকার। তো এই জিনিসটা যদি আপনি একটু নির্ধারণ করতে পারতেন এবং দেখা যেত আপনার ফোনের wall paper-ই দিয়ে রাখেন যে আপনার জীবনের লক্ষ্যটা কি, এটার একটা প্রতিচ্ছবি। তো তখন দেখা যাবে আপনি শুরুতেই যখন দেখছেন যে, আপনার জীবনের লক্ষ্য হচ্ছে এইটা, তখন একা একাই কিন্তু আপনার ভিতরে একটা জিনিস চলে আসবে। এটা অবশ্যই চর্চার দরকার আছে। যেমনটি হতে পারে যে, আ এই যে জীবনের লক্ষ্যর ছবিটা দেখে আপনার বারবার নিজেকে বুঝানো যে, এভাবে সময় নষ্ট করলে কিন্তু আমার লক্ষ্যের দিকে যেতে একটু কষ্ট হবে। অথবা লক্ষ্যটা বড় কোন একটা জায়গায় লিখে রাখলেন যে আপনার জীবনের লক্ষ্য এটা, ১ম ধাপ হচ্ছে এটা, ২য় ধাপ এটা। প্রতিদিন সেটার পিছনে যদি একটু কাজ করেন না তখন এই যে আ মোবাইলের পিছনে সময় নষ্ট করাটা, এইটা কিন্তু অনেকটা অংশে কমে আসবে। কারণ আপনি তখন চিন্তিত একটা বিষয় নিয়ে এবং যে চিন্তাটা আপনার জন্য ফলাফলও বয়ে নিয়ে আসবে। তো এইভাবে করে দেখলেও কিন্তু আপনার আ অনেকটা সাহায্য হতে পারে।
হ্যাঁ। জি। হুম। আচ্ছা, আচ্ছা। জি। একদম, হ্যাঁ। বুঝতে পারলাম। হ্যাঁ, আসলেই। আমি কিন্তু এভাবে কখনোই চিন্তা করে দেখিনি। আ আর এই যে ফোনের যে একটা distraction এটা থেকে আসলে আমি কোনোভাবেই বেরিয়ে আসতে পারি না। তো এই যে আপনি wallpaper এর কথা বললেন, এটা বোধহয় বেশ কাজে আসবে। এই যে আমার চোখের সামনেই একটা wallpaper থাকবে। আমি যখনই ফোন, অ্যা অ্যা দেখা যাবে যে অ্যা চালাতে নিব, তখন কিন্তু দেখা যাবে যে এই wallpaper-টা দেখলে কিন্তু অনেকটাই আমার আত্মবিশ্বাস আসলে ফিরে আসবে। তো আপনাকে আসলে ধন্যবাদ এরকম পরামর্শ দেওয়ার জন্য। আমি অবশ্যই কিন্তু এভাবে চেষ্টা করে দেখব। তো এই যে আসলে ফোনের বিষয়টা বুঝলাম। রাতে যেন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, আ এই জন্য কি কোনো ধরনের পরামর্শ কি আপনি আমাকে দিতে পারেন? আমার ঘুমটা যেন তাড়াতাড়ি চলে আসে। ফোনটা রেখে যেন আমি ঘুমিয়ে যেতে পারি বা আমার এই যে অ্যা দেখা যায় যে রুমের পরিবেশও মাঝে-মধ্যে অ্যা একটু অন্যরকম হয়ে যায়। যেহেতু বাসায় অন্যান্য member-রাও থাকে তাদের জন্য একটু ঘুমাতে আমার অসুবিধা হয়।
জি। জি। জি, জি। অবশ্যই, অবশ্যই। জি, জি। আচ্ছা, আচ্ছা। না এইখানে কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলব এটা আপনি শুরু করতে পারেন। সেটা হচ্ছে শরীরচর্চা। এবং শরীরচর্চার মাধ্যমে কিন্তু এই আ আপনার discipline-টাও চলে আসে। তো এই discipline-এর ভিতরে আপনি একটা কাজ যেটা করতে পারেন। সেটা হচ্ছে যে প্রতিদিন সকালে উঠে আপনার রুমটাকে সুন্দর মতন, মন মতো গুছানো এবং তারপরে আপনি একটু শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রাখলেন। তো ব্যস্ততা রাখলেও যেটা হচ্ছে। আপনি কিন্তু একটু ক্লান্তি অনুভব করবেন একদম দিনের শেষে। ওই ক্লান্তি অনুভবটার কারণে আপনার ঘুমও চলে আসবে এবং একটা সুন্দর পরিবেশে যদি আপনি একটু ঘুমান, তখন কিন্তু আপনার কাছে একটু আরাম লাগবে যে না আপনি আপনার জগতে আছেন, আপনি আপনার রুমে আছেন, আপনার আ শান্তিপূর্ণ জায়গায় আছেন। এটার মাধ্যমে কিন্তু অনেক সাহায্য হয়ে থাকে ঘুমের ক্ষেত্রে।
হ্যাঁ। জি। হুম। জি, জি। হ্যাঁ, বুঝতে পারলাম। আসলে আপনি কিন্তু বেশ চমৎকার আ কিছু tips আমাকে দিলেন। এছাড়াও দেখা যায় যে এই ধরনের যেই আ যেই কৌশলগুলো বা পদ্ধতিগুলো বললেন, এগুলো আমি আসলে আগে কখনোই ভেবে দেখিনি। এখন কিন্তু ধীরে, ধীরে দেখা যাচ্ছে যে আমার আত্মবিশ্বাসটা আসলে অ্যা ফিরে আসছে অনেকটাই। তো এই কৌশলগুলো আসলে আমি অবশ্যই চেষ্টা করে দেখব। এই যে রাতের ফোন ব্যবহার করা থেকে আসলে দূরে থেকে যাতে ঘুমটা ঠিকভাবে routine-এ আনা যায়, এটা চেষ্টা করেও আমি দেখব। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
একদম। জি আপনাকেও ওবা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কথা নিয়ে আলোচনা করার জন্য। এবং আমি খুবই আশাবাদী আপনার সমস্যা থেকে বের হতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।